অনেকদিন যাবৎ একটা জিনিস নিয়ে অনেক টেনশন এর মধ্যে আছি। আ কিছুই বুঝে উঠতে পারছি না। কি করব? এর কারণে মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়েছি। আসলে এতকিছু মাথায় দিয়ে যাচ্ছে। কিছুই করতে পারছি না এবং বুঝে উঠতে পারছি না। আর, কোন কিছুই যেন ঠিকঠাক মতন আমাকে দিয়ে হচ্ছে না। সবকিছুই যেন ওলটপালট হয়ে যাচ্ছে। কারণ এই যে আমার যে একটা কাজের মধ্যে ফোকাস হারিয়ে ফেলি এবং এটা যে আমি ফিরিয়ে আনবো কিভাবে, সেটা নিয়ে আমি কোনভাবেই বুঝে উঠতে পারছি না। <inhales> আমি যে কি করবো এটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে যাচ্ছি এবং আমার যে মানসিকভাবে আমি একটু চাপের মধ্যে আছি। তো এই কারণে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন আরকি।
হুম। আপনার আ কথা শুনে খুব খারাপ লাগলো। বোঝা যাচ্ছে যে আপনি খুব কঠিন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। তো আপনি কি আমাকে দয়া করে একটু জানাবেন, আসলে আপনি কখন ফোকাস হারাচ্ছেন? বা কোন, কোন, কাজ করার সময় ফোকাস হারাচ্ছেন? তাহলে হয়তো আপনার বিষয়টা আমার আ বুঝতে একটু সুবিধা হবে। একটু যদি বলতেন বিষয়গুলো।
জ্বি, আসলে আ আমার যেই কাজ, আমার কাজ হচ্ছে আমার বাবার এই অফিসে যে বিভিন্ন ধরনের আ ফাইলস থাকে, সেগুলো হচ্ছে আদান করে হচ্ছে অন্যান্য এমপ্লয়িদেরকে দেওয়া এবং তার মধ্যে বিভিন্ন ধরনের মেইলস থাকে এগুলো হচ্ছে আমার চেক করে নিতে হয়। তারপরে বিভিন্ন ধরণের আ ক্লায়েন্টসদেরও হচ্ছে মিটিং থাকে, তাও দেখে নিতে হয়। তো এইসব এতগুলো কাজের মধ্যে আমি যখন ফোকাস করতে যাই তখন হঠাৎ করে না, একটা থেকে আরেকটা করতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকে। তখন ওই সময়ের মধ্যে কীভাবে ওই ফোকাসটা আবারও ফিরিয়ে আনবো তা নিয়েই আসলে খুব দুশ্চিন্তা কাজ করে এবং আমি তখন আর ওই সময়টার মধ্যে ফোকাসটা ফিরিয়ে আনতে পারি না। তখন হচ্ছে মাথার মধ্যে খুবই স্ট্রাস স্ট্রেস সেটা কাজ করে। তো এটা নিয়ে আমি কী করব যদি আপনি আমাকে কিছু বলতেন।
উহুম। হুম। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আসলে আপনার আ অফিসিয়াল যে কাজ আ সেটার জন্য আসলে আপনাকে একসাথে অনেক ধরনের কাজ সামলাতে হয়। আপনি মাল্টিটাস্কিং করেন। হ্যাঁ? তো আমি বলব আপনি অ্যা একসাথে আসলে মাল্টিটাস্কিং না করে আ কাজগুলো একটা নির্দিষ্ট সময়ে ভাগ, ভাগ করে নেন। হ্যাঁ? একটা নির্দিষ্ট সময় একটা একটা নির্দিষ্ট কাজই করেন। যে কাজগুলো থাকে সেটা একটু পরে করার চেষ্টা করেন। আর মাঝখানে একটু বিরতি দেন। সেটা হয়তো আপনার জন্য খুব ভালো ফল আনবে। কারণ আমাদের আ মস্তিষ্ক কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য উপযুক্ত না। আপনি পরবর্তীতে যখন কাজগুলো করবেন, তখন আ নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কাজই করবেন। একসাথে অনেকগুলো কাজ নিবেন না। তো আপনি কি বিষয়টা এভাবে ভেবেছেন কখনো বা আ এটা নিয়ে কাজ করেছিলেন?
জ্বি। জি, না। আমি কখনো এই বিষয়কে ভেবেই দেখিনি। আপনার এই পরামর্শটা খুবই চমৎকার ছিল। আমি অবশ্যই চেষ্টা করবো এটা করার জন্য। কিন্তু এইযে আমার যে কাজ, অফিসের সময় খু সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে গিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ফাইলসগুলো চেক করে, এগুলো দেখে, তারপর অন্যান্য যে ছোটখাটো কাজ থাকে। এগুলো একসাথে করতে গিয়ে না? আমার খুব মানে চাপের মধ্যে সৃষ্টি হয়। এবং এই চাপগুলোর মধ্যে আমি মানে কিভাবে কি করবো, না করবো? তা খুব বুঝে উঠতে পারি না। এবং এই মাঝে, মাঝে যখন কাজের মাঝখানে বিরতি পাই, তখন একটু সময় নিয়ে যে মাইন্ড ফ্রেশ করবো, তা আমাকে দিয়ে হয় না। তখন খুব ক্লান্ত বোধ হয়। তো এইযে জিনিসটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে, আমার ঘুমও ঠিক মতো হয় না। যখন বাসায় আসি, ওইটা নিয়ে তাও হচ্ছে চিন্তা করি যে, আগামীকাল কিভাবে আমি কাজের মধ্যে ফোকাস হারাবো না? এবং যেভাবে করবো একদম কাজটা, সবগুলো ঠিকঠাক মতো করবো। কারণ, এইযে এই কাজগুলো আমার যে বাবা, উনি আমাকে অনেকবার বলেছে যে, "তুমি কেন এই ফোকাস হারাচ্ছ তোমার কাজের মাঝে?" কারণ আগে তো আমি এমন ছিলাম না। কিন্তু এই গত কয়েক সপ্তাহ ধরে আমার এই জিনিসটা খুবই আহ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কারণ, আমি কোনোমতেই এটা মানে কাজ ঠিকমতো হচ্ছে না। কোনোমতেই আমি সবকিছু ঠিকঠাক মতো জমা দিতে পারছি না। এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। আমি কিন্তু আমার বাবার সাথে কথাও বলেছি যে, আমাকে একটু কাজের চাপটা যেন কম দিতে। কিন্তু এইযে কাজ নিয়ে আমি হচ্ছে বাহিরে যাই, বাহিরে যেইয়ে অন্যান্য জায়গায় যেয়ে হচ্ছে মিটিং করি। মিটিংয়ের সময় যখন আমাকে একটা ক্লায়েন্ট কিছু কথা বলে, ওই সময়ও আমি কিন্তু ফোকাসটা হারিয়ে ফেলি। ওই ১, ২ মিনিটের জন্য যখন ফোকাসটা হারিয়ে ফেলি, তখন হচ্ছে আমি ওইযে উনি আমাকে কথাগুলো বললো, সেগুলো হচ্ছে আমি আর ফিরে পাই না। তখন ওনাকে যেয়ে আমি জিজ্ঞাসা করবো যে, আপনি আমাকে কী বলেছিলেন? সেটাও জিজ্ঞেস করতে খুবই অ্যা গিল্টি ফিল হয়। তো তখন ওইটা না করে আমি চুপচাপ এসে পড়ি। এবং আমি আমার বাবাকেও ঠিকমতো বুঝাতে পারিনি যে কি হলো মিটিংয়ে? না কি না হলো? তো এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। এবং এটা নিয়ে কি করবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ, আমার এটা নিয়ে খাওয়া-দাওয়া, ঘুম সবকিছুই যেন উলটপালট হয়ে যাচ্ছে। এবং আমি রাতের বেলা ঘুমাতে গেলেও হচ্ছে আমার খুব দেরি হয়, উঠতে গেলেও খুব দেরি হয়। এবং এইজন্যই কি আমি ফোকাসটা আ আর কোনদিনও ফিরিয়ে পাবো না? তা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আপনি যদি এটা নিয়ে আমাকে কিছু পরামর্শ দিতেন।
হুম। আচ্ছা। হুম। হুম আচ্ছা। হুম। আহহা! আসলে আপনার কথাগুলো শুনে আমার যা মনে হচ্ছে, আপনি আহ ফোকাস করতে পারছেন না। এটার আ প্রধানতম কারণ হচ্ছে, আপনি আহ কিছু মেন্টাল স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছেন। হ্যাঁ? আপনি বলছিলেন, আপনি যখন আহ কাজের বিরতি থাকে, তখনও আপনি একটু মানসিক চাপ অনুভব করেন। আপনি রাতে ঘুমাতে পারেন না, হ্যাঁ? বা, কাজ করার সময় অন্যমনস্ক হয়ে যান। আমি বলবো, আপনার আ অতিরিক্ত অ মেন্টাল স্ট্রেসের কারণেই আসলে আপনার সমস্যাগুলো হচ্ছে।
জি।
আমি পরামর্শ দিব, আপনি এই অবস্থা থেকে আহ বের হওয়ার জন্য আহ একটু আ মেডিটেশন করে দেখতে পারেন। হ্যাঁ? মেডিটেশন কিন্তু আমাদের শরীরের আ রক্তপ্রবাহকে বাড়িয়ে দেয়। আমাদের আ মনের উপর, আমাদের আ যে মস্তিষ্কের সক্ষমতা, সেটা বাড়িয়ে তোলে। তো আমি বলবো, আপনি আ অবসর সময় বা, আপনি যখন ফ্রি থাকেন, যখন আপনি মেন আ মেন্টালি প্রেশার অনুভব করেন অনেক বেশি, তখন আপনি একটু মেডিটেশন করে দেখতে পারেন। আমার মনে হয় এতে ভালো একটা ফল হুম, আপনি এটা কি কখনো চেষ্টা করেছিলেন, বা আপনার মাথায় কখনো এসেছিল বিষয়টা?
জি। জি। না একদমই আসেনি এই জিনিসটা। আমি কখনো ভেবে দেখিনি যে এই যে, এই ব্যায়াম করে নিজে যে একটু সময় কাটিয়ে হচ্ছে, এটা দিয়েও আপনি ফোকাসটা ফিরিয়ে আনতে পারি, সেটা আমি কখনো ভেবে দেখিনি। কারণ এই যে আমার যে কাজের চাপ আমি বাহিরে ঘুম থেকে উঠেই হচ্ছে সকালবেলা যাই একবারে রাতে আসি। রাতেও কিন্তু আসার সময়ও আমার অনেক ডকুমেন্টস এবং ফাইলস থাকে যেগুলো বাসায় এসেও আমার পরবর্তীতে কাজগুলো করতে হয়। রাতে ঘুমানোর আগ পর্যন্ত। তো এই সবকিছু মিলিয়ে না আমি, আমার যে সময় তাও বের করতে পারছি না যে আমি একটু বাহিরে যেয়ে ঘুরবো এবং বন্ধুদের সাথে একটু আড্ডা দিবো। তাও আমাকে দিয়ে হচ্ছে না আমি চেষ্টাও করেছিলাম একবার আ যে একটু নিজেকে সময় দেওয়ার জন্য, বন্ধুদের সাথে একটু বাহিরে ঘুরে আসলে মনে হয় পরবর্তীতে আমার এই কাজের প্রতি যে হচ্ছে ফোকাসটা আমি তা সঠিকভাবে ফিরিয়ে পাবো। কিন্তু আসলে তা আমাকে দিয়ে হচ্ছে না। কারণ যতবারই আমি চেষ্টা করি, ততবারই যেন আমি পিছিয়েই যাচ্ছি এবং আমার আমার এই সমস্যাটা নিয়ে আমি, আমি খুবই দ্বিধাবোধ করছি যে কিভাবে কি করে উঠবো! কারণ কারো থেকে পরামর্শ যে চাবো তাও চাইতে পারছি না এবং আমি এটা নিয়ে আমার এক বন্ধুর সাথে কথাও বলেছিলাম যে কি করা যেতে পারে? যে আমি এতগুলো কাজ একসাথে করবো, কারণ আমি আগেও করেছিলাম কিন্তু এতগুলো না। কিন্তু আগে কাজ করার সময় আমি অনেক গুলো বিরতি পেতাম। তো এখন হয়তো একটু কম পাচ্ছি। তো এই কারণে কি আমি আমার ফোকাস গুলো হারিয়ে ফেলছি নাকি? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো এটা আমাকে বন্দুক বললো যে, "আমার বিরতি দরকার, এবং খাবার-দাবার যেন ঠিকমত করে নিতে।" কিন্তু এই যে কাজের চাপের মধ্যে আমি যে বিরতি পাই, এই বিরতি সময় মাত্র আমাকে দেয় ১৫ থেকে ২০ মিনিট। তো এই ১৫-২০ মিনিটের মধ্যে আমার খাবার-দাবার এবং হচ্ছে নিজেকে একটু যে বিরতি দিবো তা ঠিকমতো হয় না। তো এটা নিয়ে আমি কিভাবে কি করবো তা বুঝে উঠতে পারছি না। এবং আমি আশা করি, এই যে এই আপনি যে একটি চমৎকার পরামর্শ দিলেন ব্যায়াম করতে, এটা আমার কখনো কেউ বলেনি। তো আশা করি আমি যদি ব্যায়ামটা করি তো এটাতে আমার খুবই উপকার হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে, এই ব্যায়াম করেও যদি আমার কোন কিছু না হয় তখন আমি কী করতে পারি?
আচ্ছা। উম। আহহা। আচ্ছা, আহ! আপনি আ খু অনেকগুলো কথা বলেছেন। তো শুরু থেকে শুরু করছি। আ আপনি বলছিলেন যে আপনি আ আ অফিসে আ প্রেশার দেয়াটা খুব বেশি অনুভব করেন। আপনারা কাজে বিরতি খুব কম থাকে। হ্যাঁ? আমি বলব, আ আপনার আ বাবার অফিস যেহেতু, তাই না? আপনার বাবার অফিস বলেছিলেন একটু আগে, আমি যতদূর মনে পড়ে। তো আপনি আ আপনার বাবার সাথে আপনার বিষয়টা একটু খোলামেলা ভাবে বলুন, যে আপনি আপনার আ ওয়ার্কলোডের চেয়ে আপনাকে আসলে বেশি কাজ করতে হচ্ছে হ্যাঁ? আপনার বাবাকে বুঝিয়ে বললে অবশ্যই তিনি বিষয়টা অনুভব করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ আ তিনিও হয়তো ১ দিন আপনার পর্যায়ে ছিলেন। তো তিনি অবশ্যই আ আপনার বিষয়টা দেখবেন। আর আপনি বলছিলেন যে অ্যাঁ ব্যায়াম আ করার আ সাথে, আপনি অ্যাঁ ব্যায়াম হয়তো টুকটাক করবেন। তবে আপনি আ সাথে আপনার আ বন্ধুদের নিয়ে একটু ঘোরার চেষ্টা করবেন। হ্যাঁ? আপনি বলছিলেন যে আপনি ঘোরারও সময় পান না। হ্যাঁ? এটা একটু খেয়াল রাখতে হবে আপনার। আপনি আপনার বাবাকে বলে একটু ছুটির ব্যবস্থা করুন। তো এই সময়টাতে আপনি আপনার মনটাকে একটু রিফ্রেশ করার জন্য, আপনার অ্যাঁ বন্ধু হোক বা কাছের পরিবারের সদস্যদের নিয়ে আ বাইরে কোথাও ঘুরতে যান। আমার মনে হয়, এটা অনেক ভালো কাজ করবে। আপনার মনটা রিস্টার্ট হবে। তো আপনি একেবারে শুরু থেকে সবকিছু শুরু করতে পারবেন বলে আমার আ বিশ্বাস। আপনি এই বিষয়গুলো একটু চেষ্টা করে দেখতে পারেন।
জি। হ্যাঁ, হ্যাঁ। জি, আপনি আমাকে খুবই চমৎকার একটি পরামর্শ দিলেন যে ব্যায়ামের পাশাপাশি হচ্ছে, বন্ধুজনদেরকে নিয়ে বাহিরে যেয়ে একটু ঘুরে আসা এবং পরিবারের সাথেও কথা বলে তাদের সাথে যদি একটু বাহিরে গিয়ে হচ্ছে কিছু সময় কাটানো। তাহলে মনে হয় আমি মনে করি যে, আমার যে এই যে কাজের মাঝখানে ফোকাসটা হারিয়ে ফেলি, এবং তা আমি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও ফিরিয়ে আনতে পারবো। যাতে সামনের কাজগুলো যেন আমি খুব ঠিকঠাক মতো করতে পারি এবং আমি আমার উম প্রতিটা চেষ্টাই করব যাতে এই যে আমার যে ফোকাসটা তা আমি খুব সহজেই ফিরে আনতে পারি। তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চেষ্টা করবো যে এই যে আপনি যে বললেন ব্যায়াম করতে। তো আমি চেষ্টা করব যে কাজের মাঝখানে যখন বিরতি সময়টা পাবো তার মধ্যে ৫ থেকে ৭ মিনিট চেষ্টা করব আমি একটু নিজেকে সময় দিয়ে আ ব্যায়াম করার জন্য। যাতে আমার যে চিন্তা ধারণা তা হচ্ছে ঠিকঠাক মত পরবর্তী কাজের মধ্যে কাজে আসে। কারণ এই চিন্তা নিয়ে আমি অন্যান্য কাজগুলোর মধ্যে ফোকাস একদমই হারিয়ে ফেলি এবং কাউকে কিছু বলতেও পারি না কারণ খুবই শরম বোধ হয়। তো এই জিনিসটা নিয়ে আমি আমার বাবার সাথেও কথা বলবো যাতে আমাকে কাজের যেই চাপটা সেটা কম দেয়, এবং আমি আমার যে সরল উপায় তা আমি আমার ফোকাসটা ফিরিয়ে আনবো। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন।
অবশ্যই, অবশ্যই। আহ! আপনার জন্য অ অগ্রিম অভিনন্দন রইলো। আমি আশা করছি আপনি আপনার আ বর্তমান অবস্থা খুব আ শীঘ্রই হয়তো কাটিয়ে উঠতে পারবেন। তবে এখানে একটা বিষয় আমি যুক্ত করি আ শেষে, যে আপনার সমস্যাটা যেহেতু psychological হ্যাঁ? আপনি যদি আ কোনভাবে আপনার সমস্যা থেকে বের হতে না পারেন, তাহলে একজন আ professional life coach বা একজন professional psychologist এর পরামর্শ নিতে পারেন। এতে হয়তো আপনার জন্য খুব আ ভালো একটা উপকারে আসতে পারে। তবে অ্যা আ এটা অবশ্যই এখনই চেষ্টা করতে হবে না। আপনি ধীরে, ধীরে যদি দেখেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তাহলে সেই চেষ্টাটা করবেন। হ্যাঁ? আহ ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো আপনার জন্যও।
জি। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।